হ্যাঁ বেশ কিছুদিন যাবত আমি একটা নতুন সমস্যা নিয়ে ভাবছি আর কি।
জ্বি।
মানে আসলে এরকম পরিস্থিতিটা হঠাৎ করেই আসছে বলা যায় না। মানে অ্যা এসেছে কোন না কোন কারণে এটা আমার একটা উম বিষয়। কিন্তু বিষয়টার কোন সমাধান এখনও পর্যন্ত বের করতে পারি নি। যেটা আমার মনকে সবসময় একটা আ মানে উদ্বেগের মধ্যে রাখছে। কারণ এই সমস্যাটা যদি আমি সমাধান করতে না পারি, তাহলে আমি একটা বেশ ক্ষতির মধ্যে পড়ে যাবো এবং আমার ভবিষ্যৎ থেকে শুরু করে ,আমার জীবনে একটা ভালো একটা প্রভাব পড়বে আর কি। যে প্রভাবটা নিশ্চয়ই সুখকর কিছু হবে না। তাই ভাবছিলাম এই বিষয় নিয়ে কারো সাথে কথা বলা যায়। কিন্তু আশেপাশে সেরকম কোন মানুষ আমি দেখছি না যে আসলে, তাদের সাথে বিষয়টা শেয়ার করলে কোনো সুন্দর কোনো সমাধান হয়তো কেউ দিতে পারবে।
জ্বি। জ্বি। আচ্ছা। হুম, হুম। <smacks lips> জ্বি।
এটা নিয়েই আরকি বেশ কিছুদিন ধরে উদ্বিগ্ন এবং ভাবছিলাম যে কারো সাথে কথা বললে হয়তো আমার এই ধারণাটা পেলে, অনেক সুন্দর কিছু সমাধান পেলেও পেতে পারি। সেই থেকেই আরকি আপনার শরণাপন্ন হওয়া বলতে পারেন।
আচ্ছা। আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে আপনার কথাটা শুনেই মনে হচ্ছে যে আপনি কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তিত হয়ে আছেন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে আপনি হয়তো আমার সাথেই আ আলোচনা করার জন্য এসেছেন এজন্য। তো দেখুন আপনি অতটা হতাশ হবেন না। নিজের উপরে একটু ভরসা রাখুন। সমস্যা যখন একটা তৈরি হয়েছে, আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে কোনো একটা সঠিক পরামর্শ বা একটা সঠিক সিদ্ধান্ত দেয়ার জন্য। তবে তার আগে যদি আপনি একটু বলতেন যে আপনি আসলে ঠিক কী ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা যদি একটু খুলে বলতেন, তাহলে একটু ভালো হতো আরকি।
হুম, হুম, হুম। হ্যাঁ, আসলে এস যদি নির্দিষ্টভাবে বলি, এটা একটা প্রফেশনাল বিষয় আসলে। মানে আমি একটা নতুন একটা প্রজেক্ট এ ইন করছি। মানে একটা প্রজেক্ট এ আমি জন্য আমি যে রিলেটেড কাজ করি এটা আরকি সিলেক্টেড হয়েছে। সো যে অর্গানাইজেশন টা, হ্যাঁ? সেটাও বেশ ভালো একটা অর্গানাইজেশন মানে ফর সিকিউরিটি রিজন আমি কোনো নাম-টাম উল্লেখ করছি না বা আমার কোনো হ্যাঁ? এখন ব্যাপার হচ্ছে যে আমি এটা কমপ্লিট করার জন্য, আমার ধরেন প্রজেক্টের অ্যা প্রি-প্রিপারেশন যেটা থাকে সেটা আমি করে ফেলেছি। হ্যাঁ? কিন্তু প্রজেক্ট টা এক্সিকিউট করার জন্য মানে, একেবারে ডেলিভারেবল করার জন্য আমার যে টিম বন্ডিং টা সেটা কিভাবে সাজাবো সেটা এখনো মানে ঠিক করতে পারিনি। কারণ এই প্রজেক্টটার জন্য কয়েকটা মানে কয়েকটা অংশ আছে। হ্যাঁ? এবং একেক অংশের জন্য আমার একেক ধরনের এক্সপার্টাইজ দরকার হবে। হ্যাঁ? কোনোটা একটু প্রযুক্তি রিলেটেড, কোনোটা ডিজাইন রিলেটেড আবার কোনটা দেখা যাচ্ছে এই সিস্টেম রিলেটেড। হ্যাঁ, যেহেতু পুরো প্রজেক্ট টাই অ্যা বিভিন্ন মানে অংশে বিভক্ত এবং সবগুলোই বেশিরভাগই অ্যা টেকনোলজি কেন্দ্রিক কিন্তু টেকনোলজির একমুখী টেকনোলজি না আরকি। হ্যাঁ? ৪-৫ টা কম্পোনেন্ট এটার সাথে যুক্ত হবে। এখন আমি আসলে কিভাবে এই দলটা আ মানে সাজাবো এবং কার কতটুকু মানে রেসপনসিবিলিটি থাকবে, কে কতটুকু দায়িত্ববোধ নিয়ে এই কাজটা একটা সুন্দরভাবে অ্যা ডেলিভার করবে সেটা নিয়ে বেশ উদ্বিগ্ন। কারণ হচ্ছে গিয়ে যদি এটা আমি সুন্দরভার ভাবে অ্যা ডেলিভারেবল করতে না পারি তাহলে এটা কিন্তু আমার একটা পোর্টফোলিও তে একটা বাজে ইমপ্যাক্ট পড়বে। যেটা আমার পরবর্তী পরবর্তী অন্য কোনো প্রজেক্ট এ যদি আমি হাত দিতে চাই, এই ভয়ে তখন এই প্রোফাইল এর এই জিনিসটা আমার জন্যে সুখকর কিছু বয়ে আনবে না। তো এইটা আমি আমার সর্বোচ্চ মনোযোগ এবং সর্বোচ্চ আ মানে রিসোর্স এর এফোর্ট টা দিতে চাচ্ছি। এই হচ্ছে গিয়ে মূল বিষয় আরকি যেটা আমাকে বেশ উদ্বেগের মধ্যে ইদানিং রাখছে।
আচ্ছা। জ্বী। হুম, হুম জ্বি। আচ্ছা। হুম। আচ্ছা। হুম হু, হু। হু, হু। জি। জ্বি। আচ্ছা। জ্বি। জ্বি। হুম, হুম আচ্ছা। বুঝতে পেরেছি। উহু। জ্বী। জ্বি। হু, হু। <clears throat> আচ্ছা। হু, হু। বুঝতে পেরেছি। আচ্ছা, মানে এখান থেকে যেটা আসলে বুঝতে পারলাম যে আসলে আপনি, আপনার একটা প্রব পার্সোনাল প্রজেক্ট এর জন্য একটা দল গঠন করতে চাচ্ছেন। তবে দেখুন হ্যাঁ, এটা আসলে দল গঠন করাটা বর্তমান সময়ে অনেকটা কিন্তু ইজি ব্যাপার, অতটাও কিন্তু জটিল নয়। তবে এক্ষেত্রে কিছু দিক আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আ সর্বপ্রথম আমি আপনাকে যেটা বলতে পারি যে একটা দল গঠনের জন্য আপনি আসলে কি ধরনের লোকগুলো আসলে চয়েস করতে পারেন আপনার ক্ষেত্রে। <smacks lips> আপনি আসলে কেবল একই ধরনের দক্ষতা সম্পন্ন মানুষ না নিয়ে, আপনি এমন কিছু সদস্য আসলে নির্বাচন করতে পারেন যারা দেখা যাচ্ছে, একে অপরের পরিপূরক হতে পারে। কারো প্রযুক্তিগত জ্ঞান বেশি থাকবে। অন্য কারো হয়তো যোগাযোগ দক্ষতাটা একটু ভালো থাকবে এ আই সবার থেকে। তো আপনি একটু এভাবে চেষ্টা করে দেখতে পারেন। আবার প্রার্থীর যে দক্ষতা ছাড়াও আপনি দেখতে পারেন যে, তিনি আপনার প্রতিষ্ঠানে মূল্যবোধ এবং কাজের পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবে কি পারবে না? এই ব্যাপারটাও কিন্তু একটা লক্ষনীয় ব্যাপার আসলে থাকে। এবং দল গঠনের শুরুতেই দলের উদ্দেশ্য এবং প্রত্যেকের ভূমিকা সুনির্দিষ্ট আপনাকে করতে হবে। এটায় এক্ষেত্রে দেখা যাচ্ছে LinkedIn টেলেন্ট সলিউশন যে আ ইয়েটা আছে, এই বিষয়ে একটা ভালো গাইডলাইন কিন্তু প্রদান করতে পারে। আপনি শুরুতেই আসলে এই ধরনের যদি কিছু বিষয় আসলে মাথায় রেখে আসলে দল গঠনের জন্য যদি একটু চেষ্টা করেন, তাহলে অনেকাংশেই দেখবেন যে কিছুটা আপনি আসলে সেখান থেকে আসলে ভালো কিছু আ আশা করতে পারবেন। এবং আসলে দল গঠনের জন্য আসলে আপনি যে ধরনের আসলে ব্যক্তিদেরকেই আপনি নিয়োগ দেন না কেনো? আ দলের মধ্যে দেখা যাচ্ছে যে খোলামেলা আলোচনার একটা পরিবেশ আপনাকে তৈরি করে রাখতে হবে। কারণ নিয়মিত ফিডব্যাক সেশন আয়োজন না করলে, সেখান থেকে আসলে সদস্যরা আপনার <smacks lips> সমস্যার কথা নির্দ্বিধায় কিন্তু বলতে পারবে। তো এই বিষয়গুলো আসলে আপনি একটু খেয়াল রাখতে পারেন। আর প্রযুক্তি যেহেতু প্রযুক্তি নির্ভর আপনার দলটা হবে। তো এটা এমনভাবে তৈরি করবেন যেন, প্রযুক্তি সম্পর্কে তাদের সবারই একটা মোটামুটি ভালো নোলেজ থাকে। তো এভাবে যো করে যদি একটু চেষ্টা করে দেখেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে অনেকাংশেই আপনার এই টিম গঠনের যে ব্যাপারটা, একটা অনেকটা সহজ হয়ে যেতে পারে। তো আসলে আপনার কাছে ব্যাপারটা কেমন মনে হচ্ছে? এভাবে করলে কি হতে পারে নাকি মানে এর সাথে আরো কিছু আসলে করা যেতে পারে?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হু, হুম। হুম। আচ্ছা। হুম। ও! আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম। হুম, ম আচ্ছা। না আপনি বেশ গুরুত্বপূর্ণ অনেক কিছু উম আমার মনে হচ্ছে অনেক কিছুই এতে এতে, কভার করেছে আপনার বক্তব্যের মধ্যে উঠে এসেছে আরকি আপনি যে বললেন যে, রিসোর্স নিয়ের জন্য আমার এই যে ট্যালেন্ট LinkedIn ট্যালেন্টের একটা অপশন আমি ব্যবহার করতে পারি, তারপরে হ্যাঁ, ক্যা প্রযুক্তিগত মানুষের পাশাপাশি আমার মূল্যবোধের এ জায়গার জন্য কিছু মানুষ থাক থাকা উচিত একটা মানে অর্গানাইজেশনের এর, ওয়াএর, এর পাশাপাশি <swallows> আরও বলেছেন যার একটু যোগাযোগের উ স্কিলটা ভালো হ্যাঁ? সেরকম মানুষগুলিও আসলে টিমে থাকা দরকার আসলেই এই, এই, যে আনুষঙ্গিক যে জিনিসগুলি আপনি যেভাবে নির্দিষ্ট করে উপস্থাপন করেছেন আমার মনে হয় আসলেই এগুলি দরকার। আর এর পাশাপাশি আপনি বলেছেন যে, হ্যাঁ ওই যে প্রযুক্তির যেহেতু আমার প্রজেক্টটা একটু প্রযুক্তি নির্ভর এবং সেই অনুযায়ী যাদের প্রযুক্তি জ্ঞান আছে এবং পাশাপাশি আমার প্রজেক্ট অনুযায়ী যদি কোন প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় যেটা তারা নিতে পারবে, হ্যাঁ? কিন্তু নিতে পারার মতো সেই মানুষগুলি আমার পিক করতে হবে। এবং এয় আরেকটা জিনিস বেশ ভালোই আপনি বলেছেন যে ওই যে জবাবদিহি বা একটা টিম মিটিং এর মতো বিষয়, তাই না? যে সব সময়ে একটা ফিডব্যাক থাকলে বা কোনো প্রজেক্টের আপডেট থেকে শুরু করে স্টেক হোল্ডার দের সাথে কমিউনিকেশনের লেভেল কীরকম হওয়া উচিত? অথবা আ পারস্পারিক যে যোগাযোগটা স স্পন্টেনিয়াস যদি থাকে তাহলে আ মানে প্রায় প্রতিটা প্রজেক্টই এটার একটা ভালো একটা ফল নিয়ে আসবে। এই বিষয়গুলো আসলেই মানে আমার খুব ভালো লেগেছে। এর পাশাপাশি উম আমি মনে করি যে আপনার আ আরো কিছু জিনিস যেটা আ
জি। হুম। হ্যাঁ। জি। হুম, হুম। জি। জি। হুম। হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ। নিতে হবে। জি, হুম। জি। হুম, হুম। জি। জি, অবশ্যই। জি। জি। হ্যাঁ, এক্ষেত্রে আপনি আসলে আরো কিছু অ্যাড করতে পারেন, দেখুন আপনার দলের যে আপনি সবসময় মনোবলটাকে অনুপ্রেরণা দিয়ে একটু বৃদ্ধি করার চেষ্টা করবেন। কারণ অনেক সময় হয় কী? দেখা যাচ্ছে যে প্রজেক্টে অনেক সময় অনেক মেম্বার কাজ করে। কিন্তু দেখা যাচ্ছে তারা এক ঘেয়েমি একসময়ে কাজ করতে গিয়ে যখন তারাও তাদের কাজের একটা ফিডব্যাক পায় না। বা একটা পুরু মা দেখা যাচ্ছে মানে অনুপ্রেরণা পাচ্ছে না যে আপনি কাজ একটা ভালো সাবমিট করলে আপনাকে আপনি তা থেকে উৎসাহ করেন বাহ! খুব ভালো করেছেন আপনি এই কাজটা, তো নেক্সট প্রজেক্টে আরো ভালো করবেন। স্বীকৃতিস্বরূপ কিছু ছোট বড় পুরস্কারের আপনি আয়োজন করতে পারেন। দেখা যাচ্ছে ছোট বড় সকল অর্জনের সদস্যদের প্রকাশ্যে আপনি ধন্যবাদ দিতে পারেন। এবং ছোটখাটো কিছু পুরস্কারও আপনি তাদেরকে সেই হিসেবে দিতে পারেন। এতে করে দেখা যাবে যে আপনার কাজের প্রতি তাদের আগ্রহটা বহুগুণ কিন্তু বাড়িয়ে যাবে। এবং কাজের কাজ করার ক্ষেত্রে তাদেরকে পূর্ণ স্বাধীনতা আপনে আপনি দেওয়ার চেষ্টা করবেন। প্রতিটা কাজে প্রতিটা কাজকে ছোট, ছোট, কাজে ভাগ করে নিয়ে আপনি মানে করার-করার, জন্য তাদেরকে উৎসাহ দিবেন। যাতে করে তারা এমনভাবে যেন ফিল না করে যে আপনি তাদের উপর একটা বিষয় নিয়ে খুব বেশি হস্তখে হস্তক্ষেপ করছেন। কারণ এতে করে দেখা যাবে যে কর্মীরা আসলে মানসিক অবস্থাটা অনেকটাই আসলে দুর্বল হয়ে যেতে পারে এবং কাজের মানটা অনেকটাই খারাপ হয়ে যাবে এবং অতিরিক্ত কাজের চাপ আসলে দেওয়ার দিবেন না শুরুর দিকে থেকে আপনি চেষ্টা করবেন তাদেরকে তাদের মানে যে পরিমাণ তারা ওয়েটটা নিতে পারবে ঠিক সেই পরিমাণে একটা কাজ দেওয়া শুরুর দিকে থে তো আমার কাছে মনে হচ্ছে যদি আপনি আস্তে ধীরে এইসব বিষয়গুলো মাথায় রেখে যদি একটা দল গঠন করতে পারেন। তাহলে আপনি যে আপনার যে ধরণের আসলে প্রজেক্টের কাজ করার চিন্তাভাবনা করছেন, আশা করছি সেটা ঠিকঠাকভাবে আপনি করে উঠতে পারবেন, জি।
হুম। আচ্ছা। হুম, হুম। হুম। আচ্ছা। হ্যাঁ। হুম। বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ অনেক চমৎকার বলেছেন বিশেষ ওইযে উৎসাহ দিয়ে আ মানে ব্যাপারটা হ্যাঁ? এবং পুরস্কৃত করা মাঝে, মাঝে অ্যা তাদের ইচ্ছার এবং তাদের সক্ষমতার প্রতি বিশ্বাস রাখা, হ্যাঁ? এই জিনিসটা আসলে অনেক কর্মদক্ষতা বাড়িয়ে দেয় একটা টিমের আসলে তাদের তারা যদি কর্মক্ষমতা থাকে একটু উৎসাহের মধ্যে থাকে তাহলে এটার একটা আউটপুট তো অবশ্যই তাদের কাজের মধ্যে প্রকাশ পাবে এবং যেটা অবশ্যই একটা ভালো কাজ নিয়ে আসবে এই ধারণাগুলি আসলেই চমৎকার ছিল। আমি আশা করছি আসলে এই পয়েন্ট গুলো একটু নোট করে রেখে
হ্যাঁ। জি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি। জি।
আপনার অ্যা বেশ ভালো হলো আরকি। মানে এই কথাগুলি মানে আপনার শুনে এবং আপনার সাথে এই বিষয়টা শেয়ার করতে পারলাম। অ্যা যার কারণে এবং আপনিও এমন কিছু জিনিস বললেন যেটা আসলেই তো এই জিনিসগুলি খুবই যুক্তিযুক্ত মনে হয়েছে আমার। এবং একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে যদি এই জিনিসগুলি আমি উপযুক্ত করে মানে আ নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে অবশ্যই মানে একটা সুন্দর দল আমি অ্যা গঠন করতে পারব। শুধু দল গঠনই না এই দলটাকে মেইনটেইন করার জন্য বা পৃষ্ঠপোষকতার জন্য আরো যে আ মানে আপনি পদ্ধতিগুলি বলবেন অ্যা মা বললেন আরকি সেই জিনিসগুলিও আসলে খুবই চমৎকার ছিল। এটা আসলে আমার একটা বেশ ভালো প্রাপ্তি আপনার সাথে কথা বলে আমি আমার এই যে সমস্যাটা একটু আ দ্বিধাগ্রস্থ অবস্থায় ছিলাম বেশ সেটা কাটিয়ে উঠতে পারলাম বলে আমি এখন মনে হচ্ছে। আপনি আসলে আমার অনেক উপকারই করলেন বলা যায় এবং মানে আমিও অনেক জায়গা থেকে যে জিনিসটা আশা করেছি সেটার অম অনেক পরিপূরক জিনিস আপনি আমাকে মানে দিয়েছেন। এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
জি। জি। হু, হু। হ্যাঁ। উহু। জি। উম জি। জি। জি। জি। বুঝতে পেরেছি। কোন ব্যাপার না। আসলে দেখুন দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করার জন্য আপনাকে সহমর্মিতা এবং জবাবদিহিতা এই ২ টার কিন্তু সঠিক একটা সংমিশ্রণ রাখতে হবে। এবং এটা রাখা অনেক, অনেক ক্ষেত্রে জরুরি। তো আশা করছি আপনি সার্বিকভাবে যদি এই ধরনের দিকগুলো চিন্তা-ভাবনা করে একটা দক্ষ টিম আপনি তৈরি করবেন। এবং সেই টিম দিয়ে আপনার যে কাঙ্ক্ষিত প্রজেক্ট এ আপনি কাজ করতে চাচ্ছেন, সেটায় সঠিক ঠিকঠাকভাবে আপনি করেন। সেই আসলে মানে আশাটা রাখছি আপনার উপরে যাতে আপনি আপনার কাজটাকে সঠিকভাবে সঠিক সময়ে সাবমিট করতে পারেন। তো আপনার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে শেষ করলাম। ভালো থাকবেন আপনি।